আচ্ছা। আ হ্যাঁ, এমনটা অনেক হ্যাঁ, অনেক অ্যা অনেক ক্ষেত্রেই হয়েছে যে আসলে আ হয়তো আমার একটা ভুল, হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে যে, সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আ আমাকে ক্ষমা করেনি। কিন্তু পর অনেক সময় পরও আবার ক্ষমা করেছিল, হয়তোবা। আ তেমন একটা হচ্ছে আমার, অ্যা এক ভাইয়ের সঙ্গে একটা ঘটনা ঘটে। যে আসলে অ্যা সে এগুলো কাজ দেয়, আ আমাকে। হ্যাঁ, যে আসলে সেগুলো কাজ দেয় আমাকে, সে কাজগুলো করে দেই। সে তার বিনিময়ে কিছু অর্থ দেয়। সেটা তো অবশ্যই দেয়। কিন্তু তার একগুলো কাজ ছিল যে, সেগুলোও আমাকে করতে দেয়। হয়তোবা আমার কাজের কারণে সে তার কাজগুলো করতে পারিনি। আ তো সেইটা একটা ছিল ভুল আ হয়তোবা আমার ছিল ভুল যে, আ সে অনেক, অনেক কাজই আমাকে দিয়েছে। কিন্তু তার আ তার একটা এমার্জেন্সি কারণে সে এক জায়গায় যাচ্ছিল। অ যে সে তার কাজগুলো আমাকে দিয়েছে, এগুলো করিনি। তো সে কিন্তু পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ সে জিনিসটা পড়ে আ ম মন খারাপ করেছিল সে। সে মন খারাপ করে, আ দেখা যাচ্ছে, আমাকে কখনো আর ওইভাবে মাফ করেনি, ক্ষমাও করেনি। আ পরবর্তীতে অনেক সময় লেগেছে, এই বিষয়টাকে ধীরে, ধীরে বুঝাইতে যে, আমার একটা ভুল ছিল। তারপর হচ্ছে যে, আমি আ ওই সময় একটু ব্যস্তই ছিলাম বা দেখা যাচ্ছে, এটা ভুল হইছে, আর কখনো এমন হবে না। এভাবে বুঝায়, বুঝায় আ তারপরও একটু সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছি। হ্যাঁ।
আচ্ছা, একটু ঘটনাটা কি আপনি শেয়ার করতে পারবেন? আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা খুবই ইন্টারেস্টিং। হু, হু। আচ্ছা। আচ্ছা। এটা খুবই দুঃখজনক আসলে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি অনুতপ্ত হয়েছিলেন এবং তাদেরকে তাকে তার কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। অ্যা দেখুন, এরকম কিন্তু অনেক সময় হয় যে, আমরা না বুঝি অনেক মানুষকে অনেকভাবে কষ্ট দিয়ে থাকি বা আ তাদেরকে আসলে আ <smacks lips> আঘাত করে থাকি মানসিকভাবে। তো এটা কিন্তু আ খুবই স্বাভাবিক একটা ঘটনা। আমরা যেহেতু মানুষ, মানুষ হিসাবে আমরা অনেক সময়, অনেক কিছু না বুঝে আ ভুলক্রমে করে ফেলতে পারি। আ তবে আ আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে, আপনার এমন কি কোন অভিজ্ঞতা আছে, যেখানে আপনি ভ্রমণে যাওয়ার পর কিছু ভুল করেছেন এবং সেইখান থেকে কোন শিক্ষা নিয়েছেন?
জ্বী, অবশ্যই। হ্যাঁ, একদম। জ্বী, অবশ্যই। জ্বী, অবশ্যই। আচ্ছা। আ এমন অভিজ্ঞতা আছে যে, আসলে একবার ভ্রমণে গিয়ে আমাদের কি হয়? আমরা একটা তাড়াহুড়া করে প্লান করি, আ প্লান করে আসলে চলে যাই। আসলে ঐ যে ওভাবে আ হচ্ছে, আপনার হচ্ছে রুম বা হোটেল বুক করা হয় না, যে গিয়ে থাকবো কোথায়? তো তাড়াহুড়া প্লান, বন্ধুবান্ধব ছেলে মানুষ আমি বলছিলাম যে, আ যে যেখানে পাত্র সেখানে থাকতে পারবো, সমস্যা হবে না। এমন একটা করে আমরা প্ল্যানিং করে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখি যে আসলে একটা জায়গায় হোটেল আ কখনো ফাঁকা ছিল না। বা যেখানে যাই, সেখানে রুম পাচ্ছিলাম না বা পছন্দ হচ্ছিল না, পরিবেশ ওরকম ছিল না। তো কিন্তু আমরা কিন্তু বলে এসেছিলাম যে যে হ্যাঁ, হ্যাঁ কিন্তু বলে এসেছিলাম যে, যে যেখানে পারি, কিন থা আ থাকতে পারবো। এটা কিন্তু বলা সহজ কিন্তু করাটা অত সহজ না। ওটা একটা ভুল ছিল। অনেক রাত হয়ে গেছিল। পরবর্তীতে অনেক কষ্ট করে, একটা রুম ম্যানেজ করে অ্যা আরকি থাকতে হয়েছিল। তো তারপরেও ওই যে, এ ভুল ছিল এই যে, এইটাই যে আসলে রুম মেনেজ করি নাই। পরবর্তীতে এই ভুলটা আর কখনোই হয় না, যখন এই যে আমরা ঘুরতে যাই, আগে থেকেই আসলে রুম বা হোটেল বুক করেই যাওয়া হয়।
আচ্ছা। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হোটেল পাচ্ছিলেন না। আচ্ছা, আচ্ছা। তাহলে খুব বেশি বিপদ দেখা দিয়ে গেছিল। <laughs> অনেক কঠিন অনেক কঠিন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।